তো এটা একটা ব্যাপার। আ
ওকে, মানে আপনি হলেও আ সংগ্রহ করেন তাদের আসলে পুরনো স্মৃতিগুলো যাতে আ সামনে আসে জিনিসগুলো সংগ্রহ করেন। আ হ্যাঁ, মানে আমরা এ ধরনের প্রচুর কাজ করে থাকি মানে আ কোথাও একসাথে গেলেই একটু ভালো সময় কাটলেই মনে হয় একটা ছবি উঠায়ে রাখি। আ কিংবা হল অ একসাথে চলাফেরা করতে গেলে কোনো কিছু কিনছি, তার জন্য কিছু কিনছি, নিজের জন্য কিছু কিনছি, ওই জিনিসগুলো আসলে আসলেই মানে পুরনো অ স্মৃতিগুলো এগুলো আসলে ওই মেমোরিগুলোর সাথে তো অনেক জিনিসও সম্পর্কিত থাকে, তো ওই জিনিসগুলো মনে পড়লে বা ওই জায়গাটাতে বা অনেক জায়গা আছে যে, যে জায়গায় সবসময় একসাথে বসা হতো কথা বলা হইতো, সেই জায়গাগুলোতে বারবার আসলে গেলে মনে পড়ে। যেমন আমি আমার খুব পছন্দের আমার আসলে খুব খুবই কাছে মানে আমার খুব শান্তি লাগতো যে মানুষটা সেটা হলো আমার নানি, যখন আমি আমার নানিকে হারায় ফেলি আ আমার অনেকদিন সময় লাগছে যে আসলে সে নাই, মানে সে বেঁচে নাই এটা আসলে নিজেকে আ উম অ্যাকসেপ্ট করা, নিজের কাছে আসলে স্বীকার করা। তো এক, হ্যাঁ, তো আ যখনই আসলে নানু বাড়িতে যাই। আ তো তখনই হলো মনে পড়ে যে এই জায়গায় এই আ বারান্দায় বসে বা এই রকে বসে এখানে আমরা, কি করছি না করছি, হ্যাঁ, হ্যাঁ তো আ সেটা তো থাকেই, আর বলা যেতে পারে যে, আমরা গল্প করেও অনেক সময় আসলে স্মৃতিগুলো ভাগাভাগি করে নিই। আ যেমন আমার মা আছে, মায়ের সাথে মাঝে মাঝেই নানিকে নিয়ে কথা হয়, তো তখন ছোটো, ছোটো স্মৃতিগুলো, ছোটোবেলায় আমরা কি করতাম হয়তো অনেক গল্প আমরা জানতামও না, সেগুলো যখন মা বলে, তখন নতুন করে একটা আনন্দ তৈরি হয় বা আ আরেকটা স্মৃতিচারণ হয়ে যায়। আর এছাড়াও মানে এমন কিছু করেছেন কখনো কারো জন্য, যেটা আসলে উম তাকে মনে রাখার জন্য একটা বিশেষ কাজ হিসেবে আপনার কাছে মনে হয়েছে?
হুম। একদম। তারপরে হুম, হু। হ্যাঁ। উম জি। হুম, হু। একদম ভাই। হ্যাঁ। জী। হুম, হুম। উম। উম জি। হুম। সরি টু হিয়ার দ্যাট। হ্যাঁ। হুম, মানে ওই জায়গাতে আসলে আপনি কি করতেন বা আপনার নানী কি করতো যে ব্যাপারটা আরকি? হুম। হুম, হুম। হুম, জি। হুম, হু।